হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারলাম। আর এরকম কি কোনো সময় হইছে যে, আপনি নিজে কোনো একটা ট্রেন্ড আ চালু করার চেষ্টা করছেন, যেখানে দেখা গেছে যে, আ সমাজের জন্য একটা ভালো আ মানে একটা ম্যাসেজ দি দিতে পারে। যেমন দেখা যায়, অনেকের ক্ষেত্রে এরকম হয় যে, তাদের সংস্কৃতি, বা এলাকার যে একটা ই থাকে চিত্র থাকে, ওইটা তুলে ধরার চেষ্টা করে, বা এরকম মানে সাংস্কৃতিক বিভিন্ন কর্ম মানে কাজ করে থাকে। তো আপনার কি এরকম কোন আ ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছেন নাকি? যেখানে ১ কথায় আ সমাজের সকলের জন্য একটা ভালো, আ মানে ইয়া কি বলে? একটা ভালো ট্রেন্ড দিতে পারছেন, এরকম হইছেন নাকি কোন সময়?
হ্যাঁ, হ্যাঁ। আসলে এই ধরনের চেষ্টা তো আসলে করাই হয়। এবং এক্ষেত্রে আসলে যেহেতু আপনাকে আমি বো বোঝাতেই চাচ্ছিলাম যে, আমি একজন প্রকৃতিপ্রেমী লোক, বা এ ধরনের ট্রেন্ডের কথা আসলে বললাম। এ ধরনের ট্রেন্ডিং এর আ বিষয় যদি আসলে দেখি, যে কেউ চেষ্টা করছে। তার বিষয়টাকে সাধুবাদ জানাই, তার পক্ষে আসলে কাজ করার চেষ্টা করি, এবং তাকে সাহায্য করার চেষ্টা করি। পাশাপাশি হচ্ছে গাছ লাগানোর যে বিষয়টা, তো আপনি দেখলেনই। পাশাপাশি আ আমি হচ্ছে এই বিষয়টাকে আসলে চেষ্টা করেছিলাম, যে বাচ্চাদের কলেজের, বাচ্চাদের স্কুল, কলেজের যে আ বাচ্চারা বা শিক্ষার্থী যারা আছেন, তাদের মাঝখানে কিন্তু এ ধরনের তথ্যগুলো স ছড়িয়ে দেওয়ার জন্য আসলে অনেকগুলো চেষ্টা করেছি, এবং ভিডিওর মাধ্যমে আসলে চেষ্টা করেছি, যার ফলে অনেকে কিন্তু আসলে আ সাড়া দিয়েছেন। যেটা আসলে আ বোঝা যায় যে, আমার যে ইয়া মোটো ছিল, বা আমার যেই <smacks lips> বলা যায় যে লক্ষ্য ছিল, সেটাতে কিন্তু আসলে একদম, একদম, এবং সেটার সাথে আসলে সবার উদ্দেশ্য মিলিয়ে আসলে তাদেরকে আসলে আমি আসতে বলছি, এরকমই আসলে আমার কাছে বিষয়টা থাকে।
হ্যাঁ, হ্যাঁ। উম বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ, একদম। বুঝতে পারছি। <chuckles> হুম। উদ্দেশ্যটা ছিল, হ্যাঁ। উম বুঝতে পারছি। হ্যাঁ, এই জিনিসটার সাথে দেখা যায় কি? অনেক সময় বাচ্চাদেরকেও কিন্তু আ মানে এইরকম হয় যে, বাচ্চারাও কিন্তু আ মানে ট্রেন্ড দেখে, দেখে, শিখে বা মানে দেখা যায় ওই যে আ একটা আছে না, বিচার বুদ্ধি, যে আপনে কথাটা বললেন, ওই জিনিসটা কিন্তু বাচ্চাদের মধ্যে থাকে না। তো এই বাচ্চাদের মধ্যে যে মানে ভালো, ভালো, ট্রেন্ড ছড়ায় দেওয়ার যে বিষয়টা এটা নিয়া মানে আপনার কি মনে হয়? যে বাচ্চারা কি যা দেখে তাই শিখে? নাকি আ মানে ওরাও বিবেচনা করে আরকি যিনি ট্রেন্ড ফলো করবে, নাকি করবে না। জি, জি।
একদম, একদম। দেখুন একদমই। এটা কিন্তু আপনি আ ঠিক বলেছেন যে, তাদের মধ্যে বিচার করার সক্ষমতাটা সাখ থাকে না। এবং এই যে তাদের যে বিচার বুদ্ধির যে বিষয়টা, সেটা কিন্তু আপনি কিভাবে আসলে তাদেরকে শেখাচ্ছেন? সেটার উপরে আসলে বিষয়টা বুঝতে হবে। ট্রেন্ড আসবে সেটা একটা স্বাভাবিক বিষয়, সেটা তাদেরকে জানতে হবে, তাদেরকে এই জিনিসটা আসলে আপনাকে ১ম এ শেখাতে হবে, এবং এইটা শেখানোর পরে আসলে ভালো খারাপ এর যে দিকটা, সেটা কিন্তু আসলে সব জায়গায় থাকে। মুদ্রায় টুপিটি আসলে থাকে সেরকম দে এই এপিঠ-ওপিঠ কিন্তু এখানেও আসলে থাকবে। তো সে ক্ষেত্রে তাদেরকে আসলে যদি আপনি শেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে ট্রেন্ড ফলো করার চেয়ে আসলে নিজস্ব হওয়ার যে বিষয়টা তারাই কিন্তু আসলে চিন্তা ভাবনা করে আ সিদ্ধান্তটা কিন্তু নিতে পারবে।
এ একদম, একদম। এক একদম, একদম, তো উম জ্বী, জ্বী। হু, হু। জ্বি, জ্বি। বেশ ভালো লাগলো আপনার যে ট্রেন্ড নিয়ে যে আপনার বিচক্ষণ জ্ঞান বুদ্ধি আছে, মানে ভালো কোনটা, খারাপ কোনটা, এটা জানতে পেরে বেশ ভালো লাগলো আরকি। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে।
জ্বি, আচ্ছা। আ আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমার কথাগুলো আপনি শুনলেন, আবারও ভালো থাকবেন।